আচ্ছা। এক্ষেত্রে জাম একজন স প্রযোজক কিন্তু খুব ভালো মতো জানে যে আসলে কোন চরিত্রের পেছনে কোন মিউজিকটা ব্যবহার করা লাগবে, তাই না? যদি কিনা আসলে উনি যদা আমি আসলে এখানে আসলে প্রযোজকের স আ দৃষ্টিভঙ্গিকে সম্মান দেই। যে হয় হইতে পারে যে অনেক ক্ষেত্রে আ অনেক ক্যারেক্টারের পেছনে উনি আসলে মিউজিক ব্যবহার করল না, হ্যাঁ, তো বারে দেখাত তো সেক্ষেত্রে আসলে হয়তোবা তার পেছনে উনি হয়তোবা কোন কিছু একটা বোঝাতে চেয়েছে, সেটা নিয়ে আসলে আমি তেমন একটা কিছু আসলে মাথা ঘামাই না। তবে অনেক সময় আসলে হ্যাঁ, আপনি যেটা বলতেছিলেন, যে অনেক সময় কিন্তু উম আমার কাছ নিজের কাছে ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি থেকে মনে হয় যে, আসলে এখানে একটা মিউজিক ব্যবহার করা দরকার ছিল যেমন 'হ্যারি পটার' হ্যাঁ। হ্যারিপটারের অ অনেক সিনেমাতে দেখবেন যে আপনার এমন এমন কি পয়েন্টস আসলে ওরা মিউজিকটা ব্যবহারই করে নাই, যখন কিনা আসলে দরকার ছিল। আ যেমন ক্লাইমেক্সের, ক্লাইমেক্সসেস, এ্যা স্যা সাইড এ যখন কিনা 'ভলডেমর্ট' এর একটা এন্ট্রি হয়, ঠিক আছে। তখনকার সেই সময়গুলাতে কিন্তু দেখা যাচ্ছে কি যে, আম একটু intense music ই create করার একটা ব্যাপার-স্যাপার ছিল। সেখানে তারা intense music না ইউস করে দেখা যাচ্ছে যে, অনেক সময় খুব সাইলেন্ট ভাবে হচ্ছে যে পুরো ব্যাপারটাকে আসলে তারা প্রকাশ করছে। হরর হ্যাঁ, হ্যাঁ কিন্তু দেখা যাচ্ছে যে হরর ওই ব্যাপারটাকে ওরা, হররটাকে ওরা নতুনভাবে রিপ্রেজেন্ট করছে সাইলেন্স এর মাধ্যমে, ঠিক আছে? হইতে পারে, এটা এটা হইতে পারে। একেকটা, একেকজন বা মানে দেখা যাচ্ছে যে যিনি কিনা প্রোডিউসার বা যিনি কিনা ডিরেক্টর ছিলেন। এটা তার দৃষ্টিভঙ্গি থেকে কিন্তু আসছিলো, তাই না? তো এই ক্ষেত্রে আসলে সম্মান করা উচিত তার জায়গা থেকে কিন্তু হয় হয় হয়তোবা হ্যাঁ, নিজের ব্যক্তিগত জায়গা থেকে কিন্তু আসলে দেখা যায় কি যে, আ অনেক সময় ব্যাপারগুলো অনেক দৃষ্টিকটু থাকে, কারণ একেকজন মানুষের দৃষ্টিভঙ্গি একেক রকম, একেকজনের পার্সপেক্টিভ একেক রকম। তো সেই হিসাব করে এটা খুব স্বাভাবিক এবং এটাকে মেনে নেওয়াটাই বুদ্ধিমানের মতো কাজ আরকি।
আচ্ছা, আচ্ছা। জ্বি। অব অ আচ্ছা, আচ্ছা। জ্বি, অবশ্যই। আ! আচ্ছা, আচ্ছা। উম মানে আচ্ছা। আচ্ছা, জ্বি, জ্বি, জ্বি। আ! চমৎকার বলেছেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে হরর মুভির আওয়াজটা একটু ব্যবহার করলে ভালো হত, তাই না? জ্বি। আ! আচ্ছা, আচ্ছা। জ্বি, জ্বি। জ্বি। অও! না, না, অবশ্যই। অবশ্যই।